কি অবস্থা?
আসলে আমি না একটা বেশ বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমি যত চেষ্টা করতেছি যে চিনি বা junk food type এর খাবার খাবো না, ততই মনে হচ্ছে যে আমার আরও বেশি ইচ্ছা চলে আসতেছে। যেমন ধরেন আজকের কথাটাই বলি। আমি হচ্ছে দুপুরবেলা lunch করলাম। উম lunch এ হচ্ছে গিয়ে তেমন মানে মিষ্টি জাতীয় বা তেল জাতীয় কোন কিছু খাইনি। মানে healthy খাবার যেটাকে বলে সেটা খেলাম। খাওয়ার পরপরই না ধরেন ১০ মিনিট যেতে না যেতেই আমার মনে হলো যে আমি যদি এখন কোন মিষ্টি জ জাতীয় item যেমন ধরেন fridge এ মিষ্টি ছিল সেটা যদি না খাই, তাহলে হয়তোবা আমার হজম হবে না। এরকম একটা চিন্তা তখন চলে আসলো। দেখা গেল যে তখন আমি এক বসাতেই ২ ৩ টা করে মিষ্টি খেয়ে ফেললাম। তারপরে গিয়ে আমার এখন গিয়ে tension হচ্ছে যে এত যে আমি চিনি খাচ্ছি, আর এই যে আমার ওজন বেড়ে যাওয়ার যে সমস্যাটা আছে। এটা তো আরও বাড়তেছেই। তো এখন কিভাবে যে এই ইচ্ছাগুলো দমিয়ে রাখবো, এই যে হঠাৎ, হঠাৎ একেকটা সময়ে এক জিনিস মনে পড়ে যাচ্ছে এটা যে কিভাবে একদম সরিয়ে ফেলবো সেটা বুঝে উঠতে পারছি না।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। জি। হুম। জি। হুম। না আসলে আপনার কথা শুনে না বুঝাই যাচ্ছে যে আপনি, আ মানে এই যে আসলে খাবারের যেই control টা এটা যে করতে পারছেন না এর জন্য আপনি বেশ চিন্তিত এবং হ্যাঁ আসলে এটা কিন্তু চিন্তারই বিষয়। বরং আপনার জায়গায় যদি আসলে অন্য কেউ থাকতো একই রকমই কিন্তু আসলে চিন্তাটা করতো। তবে আপনার ক্ষেত্রে আসলে একটা যদি বিষয় জিজ্ঞেস করি যে, আপনি আসলে বলছিলেন যে চিনি বা একটু মিষ্টি জাতীয় খাবারের প্রতি এক ধরনের আসলে আপনার মানে, এ এ আপনি যে একটু weak, হ্যাঁ? তো এক্ষেত্রে যদি আপনাকে মানে জিজ্ঞেস করা হয় যে, আ মানে এই লোভটা আসলে সাধারণত কখন বেশি হয়? মানে ধরেন আপনি আ রাতে বেশি হচ্ছে নাকি? আপনি যখন ক্লান্ত থাকেন তখন বেশি হচ্ছে নাকি সারাদিনই আসলে আপনার খেতেই মন চাচ্ছে, মানে এরকমটা কখন হচ্ছে বেশি?
হ্যাঁ। হুম, হুম। জি, জি। হ্যাঁ। আসলে আ বেশি যদি বলি তাহলে হয় রাত্রেবেলা। কারণ রাতে হচ্ছে গিয়ে যখন আমি free হয়ে যাই, সকল কাজ শেষ হয়ে যায়, তখন আমি না ধরেন এই ১ ঘণ্টার মতো phone টাকে use করি। আর phone যখন use করি তখন না নানা রকম item আমার সামনে চলে আসে। বিশেষ করে হচ্ছে এই যে চিনি জাতীয় জিনিস কেউ বানাচ্ছে আবার কেউ junk food আ হচ্ছে গিয়ে বানাচ্ছে। যেমন ধরেন burger বা pizza এগুলোর হচ্ছে ad ও চলে আসছে। তো যখন হচ্ছে আমি ad গুলো দেখতেছি না? বা ধরেন এমনও হচ্ছে অবশ্য যে video দেখতেছি একটা কিন্তু মাঝখানে হচ্ছে ad চলে আসতেছে খাবারের। তো খাবারগুলো দেখার সাথে সাথেই না যদিও আমার পেট ভরা থাকতেছে, আমার তেমন খিদা লাগতেছে না but দেখার পর মনে হচ্ছে যে একটু হঠাৎ দেখেই দেখি কেমন লাগে। আর যদি বাসায় থাকি তাহলে তো কোন কথাই নেই। তখন মনে হচ্ছে যে এক কামড় করে খাই, এক কামড় খা খেলে কি বা হবে? তো ওই এক কামড় খেতে গিয়ে দেখা যে পুরোটা খেয়ে বসে থাকছি। আবার তখন গিয়ে আনইজি লাগতেছে। পরবর্তীতে ২ ৩ ঘণ্টা পরে গিয়ে দেখতেছি যে আরও মন খারাপ হয়ে যাচ্ছে। এমনই আসলে চলতেছে। আবার ক্লান্তী লাগার কথাটা যদি আমি বলি তাহলে হ্যাঁ, ক্লান্তী লাগার কারণেই আসলে আমার খাওয়া-দাওয়াটা বেড়ে যায় কখনো, কখনো। কারণ তখন হচ্ছে গিয়ে নিজে যে রান্না করব বা healthy খাবারগুলো বানাবো সেই option আসলে থাকে না। তো তখন মনে চায় যে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। তো বাইরে গিয়ে যে healthy খাবারগুলো সেগুলোর দাম থাকে বেশি।
তাই। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। উম। জি। হুম, হুম। একদম। হুম, হুম। জি। হু, হু, হু। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, জি।
আর junk food এর আ দাম থাকে হচ্ছে গিয়ে অনেকটাই হাতের নাগালে। তো তখন আসলে junk food টাই মানে কিনে আমি খেয়ে ফেলি। আবার এমনও হয় junk food হয়তোবা পেটে খিদা লাগছে অল্প but দেখার পর মনে হলো যে আমি যদি কয়েকটা item এর জিনিস নিয়ে যাই। যেমন ধরেন যখন আমি আ road side এর আ food যেগুলো stall থাকে সেখানে যাচ্ছি। তো ওখানে অনেক রকম খাবারগুলো সাজানো থাকে। যেমন ধরেন burger, pizza, noodles, fried rice তো এরকম অনেক ধরনের item থাকার কারণে না আ একটা খাবো চিন্তা করে যাওয়ার পরও না কয়েকটা উঠিয়ে নিয়ে আসতেছি। আনার পর হয়তোবা ২ টা খাওয়ার পর পেট ভরে যাচ্ছে বাকি ২ টা fridge এ রয়ে যাচ্ছে। তো ওই ২ টা আবার খাওয়ার পরও খাওয়া হয়ে যাচ্ছে বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মনে হচ্ছে যে পরে তো নষ্টই হয়ে যাবে আমি খেয়েই ফেলি। এরকমও হচ্ছে আসলে।
ও! হুম, হুম। হু, হু। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। না আসলে আপনি মানে যেই ধরনের খাবারের কথা বললেন, এটা তো ভয়াবহ একটা বিষয়, হ্যাঁ? কারণ আপনি মানে বুঝাই যাচ্ছে যে এতই লালসা আপনার যে আপনি আসলে control করতে পারছেন না কোন খাবারের। মানে, আর ঠিক নেই আসলে আপনি ব্যা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই junk food খাচ্ছেন এবং আপনি আসলে আরও বললেন যে আপনি রাতের বেলা দেখা যাচ্ছে ফোনের মধ্যে বিভিন্ন ধরনের junk food যেমন burger এর কথা বললেন। তো এসব যদি দেখেন অবশ্যই আসলে আপনার তো ক্ষুধা লাগবেই। তো আপনি যেটা একটু করতে পারেন যে আপনি হচ্ছে রাতের বেলা এই phone টা থেকে একটু দূরে থাকতে পারেন যেন আসলে এইগুলো আপনার সামনে না আসে এবং যত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন তত তা মানে আপনার খিদাটা তখন কম লাগবে, হ্যাঁ? যত রাত জাগবেন ক্ষুধাটা কিন্তু বাড়বে। তো এভাবে একটু চেষ্টা করে দেখবেন এবং আ আসলেই আপনার junk food খাওয়াটা কিন্তু কমাতে হবে। আপনার যতই আসলে টাকা কম লাগুক আপনার শরীরটা কিন্তু আগে। এটা যখন আপনি একটু ভেবে দেখবেন যে না আপনার শরীরকে গুরুত্ব দিতে হবে, তখন কিন্তু আসলে আপনি নিজে থেকেই দেখবেন কি যে টাকা একটু বেশি দিয়ে হলেও নিজের শরীরের যত্নটা আগে করবেন। তো এভাবে একটু করে দেখতে পারেন আর কি।
জি। হ্যাঁ। হু, হু। জি। হ্যাঁ। হুম। হুম। জি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আসলে এভাবে তো করা যায় কিন্তু mobile এর বিষয়টা কী যে, আমি কিন্তু পুরো দিনই তেমন একটা mobile দেখতেছি না। রাতেই হয়তোবা কিছুক্ষণ সময়ের জন্য নিচ্ছি হাতে। যেমন ধরেন ওই ওয়া বললাম highest ১ ঘণ্টা দেখতেছি কিন্তু ওই ১ ঘণ্টার মধ্যেই না, নানা রকম জিনিসপত্র আমার সামনে চলে আসতেছে। আবার পাশাপাশি আমি যেহেতু এখন একা থাকতেছি। তো আমার না মানে আত্মীয়-স্বজন যখন আসেন আমার দেখাশোনা করতে যে, "কেমন আছো তুমি বা কী করছো?" বা আমার বাবা-মা যখন ২,১ দিনের জন্য আসেন তারা না অনেক রকম item নিয়ে আসে। বিশেষ করে মিষ্টি তো একটা বলা যায় জাতীয় জিনিস। তো মিষ্টি তো নিয়ে আসবেই, Must. তারপর হচ্ছে ভাজা-পোড়া জিনিস। তারপরে হচ্ছে গিয়ে biscuit, আ তেলে ভাজা অনেক কিছু এমন নিয়ে আসে আরকি। তো তখন দেখা যায় যে, আমি তাদেরকে নাও বলতে পারি না। আবার সেগুলো fridge এও রেখে দিচ্ছি। আবার সপ্তাহে দেখা যাচ্ছে যে আমার বাবা-মা ১ বার করে আসতেছেই। তো তারা চিন্তা করতেছে যে আমি কী খাচ্ছি বা কীভাবে চলতেছি। তো তারা এই চিন্তায় আসলে অনেক জিনিসপত্র নিয়ে আসে। তখন দেখা যায় যে, ওই যে ১ সপ্তাহের হিসাবে তারা যেগুলো নিয়ে আসে সেগুলো আমার ২-৩ দিনে খাওয়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে যে, আ নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার আগে আমি খেয়ে ফেলি। তো এই যে একটা মানে way তে আমি খাচ্ছি, এটা আসলে কীভাবে বন্ধ করা যায়? আর পাশাপাশি এই যে মানে আমার নানারকম platform এ বারবার ad আসার কারণে যে আমার লালসাটা বাড়ছে সেটা আমি কীভাবে বন্ধ করবো?
উম উম জি। আচ্ছা। উ হুম। উম জি। আচ্ছা। উম হুম। স্বাভাবিক। উ হু। আচ্ছা। হু, হুম। জি। উ হুম। আচ্ছা। হুম, হুম। না আসলে বুঝাই যাচ্ছে যে আপনি মানে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং চিন্তিত হওয়াটাই কিন্তু এখানে অনেক স্বাভাবিক বিষয়। এবং আপনি যে আসলে কোনোভাবেই আপনার লালসাটা আসলে মানে কমাতে পারছেন না বরং দেখা যাচ্ছে কী যে আপনার পরিবেশটি এরকম হয়ে দাঁড়িয়েছে যেখানে আসলে আপনার এক ধরনের ক্ষুধা লাগতে বাধ্য বা খেতেও আসলে বাধ্য, হ্যাঁ? তো আপনাকে আসলে যেটা করতে হবে যে আপনার না আসলে পরিবেশটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। যেই পরিবেশে আছেন এই পরিবেশটাকে একটু যদি change করতে পারেন। ধরেন আপনার মা-বাবাকে আগে থেকেই বলে রাখলেন যে না আমার আসলে এইগুলা খেলে শরীরের জন্য ক্ষতি হচ্ছে। তোমরা আসলে আমার জন্য আ মানে যদি একটু ভালো খাবার আনা যায় তাহলে আনবা না হলে আসলে এইসব মিষ্টি জাতীয় বা junk food আসলে আমার জন্য আনার দরকার নেই। এটার কিন্তু আপনার নিজে থেকেই বলতে হবে, হ্যাঁ? এবং আপনি যে আসলে রাতের বেলা দেখা গেছে <smacks lips> যে ওই যে ফোনের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের অ্যা ad দেখছেন এইটা কিন্তু আসলে বন্ধ করার একটা সহজ উপায় রয়েছে যে আপনি সবকিছুতে যদি ব্যা দু, ৩ দিন আসলে টানা uninterested দিয়ে রাখেন, হ্যাঁ? এরপর থেকে কিন্তু আর আসবে না এই খাবারের ছবি। কারণ এইগুলা তখনই আসে যখন হচ্ছে গিয়ে আপনি আসলে এটাতে বেশি ইচ্ছা প্রকাশ করছেন। তো এভাবে যদি একটু করে দেখেন না দেখবেন যে আপনার যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু অনেকাংশে আসলে সহজ হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনার আসলে সাধারণত মানে খাবারের আ routine টা আসলে কিরকম? মানে দিনে আসলে কিরকম খাবার খাওয়া হয় এটা যদি একটু বলতেন।
জি। অ্যা হ্যাঁ। উম হুম। হুম। আচ্ছা। হুম। অ্যাহে উমহু। হুম। উম হুম। ইহি আসলে এ যেহেতু আমি এখন একা থাকছি না, তো ঘুম থেকে ওঠার পরেই না মানে নিজে যে কিছু বানিয়ে খাবো সেটা আসলে সম্ভব হচ্ছে না বেশিরভাগ সময়। তারপর দেখা যাচ্ছে যে আমি আ ক্লাসে যখন চলে যাচ্ছি মাঝখানে যখন টিফিন break টা দিচ্ছে তো তখন আসলে বাহির থেকেই সিঙ্গারা, সমোচা বা যেরকম ভাজা পোড়া যেল যেসব জিনিসপত্র থাকে সেগুলো খেয়ে নিচ্ছি। পাশাপাশি যখন দুপুরবেলা বাসার দিকে আসতেছি মানে বাসায় চলে আসতেছি তখন দেখা যাচ্ছে নিজের মতো একটু healthy কোন কিছু বানিয়ে নিচ্ছি। কিন্তু বানিয়ে খাওয়ার পর না আমার আসলে ওই যে চিনি জাতীয় জিনিসপত্র খেলে যে একটা মানসিকভাবে শান্তি লাগে সেটা আসলে লাগে না। মানে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে মনে চায় যে সবসময় চিনি জাতীয় বা junk food এগুলো খাই আরকি। তারপর গিয়ে আসলে আমার মানসিক একটা শান্তি চলে আসে। তো যাই হোক তারপরে দেখা যায় যে মানে একটু ঘুমিয়ে সকা মানে বিকালবেলা ঘুম থেকে উঠার পরে অ্যা হালকা কিছু খেয়ে নিচ্ছি যখন হচ্ছে গিয়ে আমার ক্লান্ত লাগছে না বা আ মনে হচ্ছে যে না রান্না করতে পারবো। কিন্তু যখন ওই হালকা nap নেওয়ার পর ঘুম থেকে উঠার পরও মনে হচ্ছে যে না আমি অনেক ক্লান্ত, আমার তেমন ইচ্ছা করছে না তখন বাহির থেকে কোন কিছু কিনে এনে খেয়ে ফেলতেছি। আবার রাতে আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি খাওয়ার কিন্তু সেটাও মাঝে, মাঝে ওই যে পড়াশোনা করতে আবার নিজের দায়িত্বগুলো সামলাতে গিয়ে late হয়ে যাচ্ছে।
হুম, হুম। হুম, হুম। উন জি। অ্যা উহু। আচ্ছা। উ হুম। জি। উম হুম। উন জি। হুম, হুম। আচ্ছা। উম হুম। আচ্ছা, না আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। যে আপনি কোনোভাবেই দেখা যাচ্ছে কি যে ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং ওই সুযোগটা হয়তো আপনার ক্ষেত্রে অনেক কম, হ্যাঁ? তবু আপনাকে আসলে যেটা বলব যে এই যে আপনি আসলে মা মানে সকালবেলা দেখা যাচ্ছে কি যে আপনি নাস্তাটা যে বাইরে করছেন, দেখা গেছে যে ভাজাপোড়া, সিঙ্গাড়ার কথা বললেন বা এরকম জিনিস যে খাচ্ছেন, এর পরিবর্তে যদি আপনি একটু ধরেন হচ্ছে গিয়ে আরও ভালো খাবার কিন্তু খাওয়া যেতে পারে। যে একটু মানে ডিম দিয়ে আপনি যদি একটু খিচুড়ি খেয়ে ফেললেন বাইরেই, এগুলা কিন্তু পাওয়া যায়, হ্যাঁ? দেখবেন যে আসলে সকালে নাস্তায় কিন্তু আপনার হচ্ছে গিয়ে আ রুটিও পাওয়া যায় বা মানে বিভিন্ন ধরনের আসলে ভাজাপোড়া ছাড়া খাবার কিন্তু পাওয়া যায়। এগুলা যদি একটু খাওয়ার চেষ্টা করেন এবং দেখেন আসলে আপনি যেহেতু এত মিষ্টি খাচ্ছেন, বলছেন, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না বা ইচ্ছা করছে বা তৃপ্তি লাগছে না মিষ্টি না খেলে, এটা কিন্তু আপনার ভাবতে হবে যে আপনার কিন্তু এইটার পরিণাম একসময় হতে পারে যে কোন ধরনের diabetes, হতে পারে কোন ধরনের আসলে ভাজাপোড়ার কারণে heart এর সমস্যা। এগুলা যখন আপনি একটু পরিণতিটা ভেবে দেখবেন না তখন কি হবে কি যে আপনি নিজে থেকেই একটা মানে diet follow করবেন। তবে হ্যাঁ, আপনার একটা মানে পরিপূর্ণ diet এরও দরকার। তো ওইভাবে যদি একটু চেষ্টা করে দেখেন, তাহলে দেখবেন কি আপনার এই সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে যাচ্ছে। এবং আপনি একটা সুন্দর সুস্বাস্থ্য একটা আ মানে জীবনযাপন আসলে করতে পারবেন, হ্যাঁ? এগুলো একটু করে দেখতে পারেন আর কি।
জি ভাইয়া। হুম। উ, হুম। হুম। হ্যাঁ। হুম, হুম। হুম। হ্যাঁ। হু, হু। জি। হ্যাঁ। হু, হু। জি আসলে না আপনি ঠিক কথাই বলেছেন। হ্যাঁ, আমিও দেখতে পেরেছি যে যারা হচ্ছে গিয়ে ছোট থাকতে বা বয়স কম থাকতে হচ্ছে গিয়ে আ খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেনি তারা হচ্ছে গিয়ে অনেক রকম সমস্যার মধ্য দিয়ে এখন আ যাচ্ছে। এইভাবে আমি কখনোই ভাবিনি যে আমারও সমস্যাগুলো হতে পারে। এই যে অনিয়ন্ত্রণ ভাবে আমি চিনি জাতীয় জিনিস অনেকই খেয়ে যাচ্ছি তো diabetes তো হওয়াটা খুবই স্বাভাবিক। এখন আসলে ভয় লাগতেছে আর আ মনে পড়তেছে যে না আমার এটা যেভাবেই হোক নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর healthy যে option গুলো বললেন যে বাহিরে তো অবশ্যই মানে খারাপ জিনিসও বিক্রি করে junk food ও বিক্রি করে পাশাপাশি ভালো জিনিসগুলোও বিক্রি করে। কিন্তু ওই যে অলসতার কারণে আমি আসলে খুঁজেও দেখছিলাম না যে, আশেপাশে কি পাওয়া যায়। হাতের নাগালে যেটা থাকত সেটাই কিনে আ খেয়ে বসে থাকতাম। But এখন যখন আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছে তখন মনে হচ্ছে যে না আমি কালকে থেকেই সবকিছু খুঁজে যেগুলো হচ্ছে গিয়ে ভালো আ খাবার healthy খাবার সেগুলো হচ্ছে গিয়ে আমি choose করে তারপর সেইভাবে হচ্ছে routine গুলো সামলে নিব। আর যেভাবেই হোক খাওয়ার পরে আ নিজের যে একটা লালসা সেটা হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসব। তো ধন্যবাদ আসলে আপনাকে এত সুন্দর, সুন্দর advice গুলো আমাকে দেওয়ার জন্য। আমি অবশ্যই এভাবে maintain করে চলব।
হুম, হুম। হুম। জি। আচ্ছা। জি। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, অবশ্যই আসলে আপনি আ মানে এত সুন্দর করে আসলে বিষয়গুলো মেনে নিলেন। বুঝাই যাচ্ছে যে আপনার মধ্যে একটা চেষ্টা রয়েছে। এবং আপনি আসলেই এই সমস্যার সমাধানটা অনেকাংশে করতে পারবেন। তো আ আসলে আপনি যদি এভাবে একটু করে দেখেন দেখবেন যে আসলে অনেকটুকু সুবিধা হয়তো আপনার হয়ে যাবে। এবং এর জন্য আসলে আপনার কে অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন আপনি।